আচ্ছা যে অনেক সময় হয় না যে মাথায় কিন্তু চট করে মানে কিছু আইডিয়া চলে আসে। হ্যাঁ? তখন এই যে এই আইডিয়াগুলো আসলে নোট করে রাখার জন্য আপনি কী করেন?
হ্যাঁ, হ্যাঁ। আ দেখুন অ অনেক সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আইডিয়া আসে। যেমন ধরুন আপনি আসলে বসে আছেন। তো বসার মাঝখানে আপনি হচ্ছে চিন্তা করছেন যে, একটা ব্যবসা করবেন তো সেই ধরনের একটা ব্যবসার একটা আইডিয়া আপনার কাছে চলে আসলো। যেটা কিন্তু অ অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অনেক সময় তো আরো অনেক ধরনের আইডিয়া চলে আসতে পারে। যেমন ধরুন আপনি একটা সমস্যা ফেস করছেন তো সেই সমস্যাটা থেকে বের হওয়ার জন্য কিছু আইডিয়া আসতে পারে। তো এই আইডিয়াগুলো কিন্তু সবসময় যে মাথায় থাকবে এরকম কিন্তু নয়। অনেক সময় মাথায় আসছে কিছুক্ষণের মধ্যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আসলে মাথা থেকে চলেও যেতে পারে। তো সেই সময়টায় আসলে আমার আমি কিন্তু এই ধরনের কিছু অভিজ্ঞতা শেয়ার হয়েছি। আ ভালো কিছু আইডিয়া কিন্তু আমি হারিয়ে ফেলেছি এইভাবে। তার জন্য কিন্তু আসলে আমি সেটা ইমিডিয়েটলি হাতে কাগজ কলম থাকলে সেখানে নোট করে ফেলি। অথবা আমার ফোনে যে নোট আছে সেই নোটে কিন্তু নোট করে রাখি।
হুম। উম জি। হুম। হ্যাঁ, নোট ডাউন করে না রাখলে ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আচ্ছা। একদম। হুম। ওকে, সো এই যে বললেন যে মাঝে, মাঝে, এরকম আসলে খাতা কলমের নোট রাখা হয়। তো খাতা কলমের নোট নিলে কি মানে আলাদা কোন একটা জার্নাল কিংবা কোন এরকম নোটবুক কি আপনি রাখেন সবসময় পাশে। যে যেটাতে হয়তোবা নোট ডাউন করে রাখতে পারেন হঠাৎ করে কোনো আইডিয়া এলে?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ অ এখনো আপনি যে টেবিলে বসে আছি, সেখানে কিন্তু আমি একটা আ ডায়েরি আছে আমার পাশে। সেই ডায়েরিতে কিন্তু এখনো যদি খুলি তাহলে কিন্তু আমার বিভিন্ন ধরনের আইডিয়া এখানে আছে। যেমন ধরেন আমি কিন্তু আ ব্যবসা করি। তো সেই ব্যবসার ক্ষেত্রে আ আমার যদি ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। ছোট ব্যবসা, ছোট এ স্কেল থেকে শুরু করেছি এবং সেটা কিন্তু আ কিছুটা আসলে এক্সপোর্টের সাথে জড়িত। তো সেক্ষেত্রে আসলে আমার যে প্রোডাক্ট সিলেকশন আছে। তো প্রোডাক্ট যখন আমি চুস করি, আমি কিন্তু সেই প্রোডাক্ট কোনটা চুস করবো সেই কোন প্রোডাক্ট টা আমি আসলে এক্সপোর্ট করব সেটা নিয়ে কিন্তু আমি যখন রিসার্চ করি। রিসার্চ করার পর আমার যে ফাইন্ড আউটসগুলো আছে সেগুলা কিন্তু আমি আ ডায়রিতে ইমিডিয়েটলি লিখে ফেলি। এবং আ আমি আসলে আ কিভাবে সেই প্রোডাক্টটার কোয়ালিটি মেইনটেইন করব, কোয়ালিটি এবং আদারস যে জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু আসলে আ বের করে ইমিডিয়েটলি কিন্তু সেগুলো নোট ডাউন করে ফেলি এবং নোট ডাউন করার ফলে কিন্তু আসলে আ দেখা যাচ্ছে যে আমার জন্য জিনিসটা অনেক বেশি ইজি হয় এবং আ জিনিসটা কিন্তু আমি আর হারাই না বা ভুলে যাই
জি ও তাই? ওম। আচ্ছা, আচ্ছা। হু, হু। ওকে। হুম, হুম, হুম। তো এই যে যেই জিনিসগুলি এরকম নোট ডাউন করে রাখেন, এগুলো কি পরে আবার একটু মানে ফিরে দেখা হয় নাকি অনেক সময় হয় না যে আসলে এমন কিছু জিনিস যেগুলো নোট ডাউন করে রাখি ঠিকই। কিন্তু পরে আর কখনো এগুলো খুলে দেখা হয় না কিংবা এগুলো নিয়ে হয়তোবা মানে আলাপ আলোচনা করা কিংবা এগুলি নিয়ে আরেকটু ভাবা এটা কখনো করা হয় না। তো আপনার ক্ষেত্রে কি আপনি এই যে, আইডিয়াগুলি যেগুলি এরকম জট ডাউন করে রাখেন, এগুলো কি পরে আবার মানে একটু চিন্তাভাবনা করে দেখেন এই জিনিসগুলি?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।